আসলে হ্যাঁ। এরকমই হয়। যেমন ধরেন যে দাদীর সাথে যখন কথা বলছি, ওই যে বললাম যে স্কুলে থাকতে বুঝে গিয়েছি যে যখন আসলে বোধ মানে বোধশক্তিটা এসেছে যে না এইখানে আসলে একটু মানে সংস্কৃতির একটু সমস্যা আছে। বা হচ্ছিল গে একটু আলাদা আছে। তো সেক্ষেত্রে দেখা যায় হ্যাঁ দাদীর সাথে যখন কথা বলছি তখন দেখা যায় যে দাদী হিন্দি বলছে বা বাংলা বলছে বা তার টোনটা একটু অন্যরকম। তো সেই ক্ষেত্রে আসলে আমরা বুঝে নিচ্ছি, হ্যাঁ? সেক্ষেত্রে আমার মাও কিন্তু সেম। তো দেখা যায় যে মাও যখন কথা বলছে তখনও কিন্তু এরকম মানে কথা বুঝে নিচ্ছে। তো মা যেহেতু হিন্দি বলে না বলতে পারে না হ্যাঁ, এক উম বাট বুঝে। কিন্তু আবার মার সাথে যখন কথা বলছি দেখা যাচ্ছে যে মার সাথে আসলে নরমাল ভাষায় কথা বলছি। যেহেতু আমি পুরাণ ঢাকা থেকে আসলে বিলং করি তো দেখা যায় যে আমার কথার মধ্যেই থাকে যে মানে আমার যে কালচারের যে টোনটা, সেই টোনটা হুম। <swallows> তো সেই টোনে আসলে মার সাথে কথা বলা হয়। তো মা আসলে মা নিজের টোনেই কথা বলে কিন্তু আমরা আসলে ওই টোনেই কথা বলি। কিন্তু দাদির সাথে কথা বলতে গেলে দেখা যায় যে নিজের টোনেও কথা বলি বা দাদির সাথে দুষ্টুমি করে দাদির টোনে কথা বলার চেষ্টা করি। এই তো এরকমই। তবে হ্যাঁ, আমার মধ্যে আসলে প্রভাবটা বেশি পড়েছে হচ্ছে হলো গিয়ে মানে উম মানে আমার যেই কালচারটা, আমি আসলে যেখান থেকে বিলং করি, আমার রুটটা আসলে যেখান থেকে এসেছে হ্যাঁ, পুরাণ ঢাকা। উ হুম, তবে স্বভাব চরিত্রর কথা যদি বলতে চান বা হচ্ছে হলো গিয়ে যে সংস্কৃতির যে বিষয়টা, একটা সংস্কৃতিকে আসলে কীভাবে আঁকড়ে ধর ধরতে হয়? বা সংস্কৃতিটাকে আসলে সুন্দরভাবে ফলো করার যে বিষয়টা সেটা আসলে মার থেকে এসেছে।
হ্যাঁ। আচ্ছা। হুম, পুরাণ ঢাকার একটা টান, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, অর্থাৎ পুরাণ ঢাকার সবথেকে বেশি প্রভাব আপনার ব্যক্তিত্বের মধ্যে চলে এসেছে। আচ্ছা।